জ্বি, জ্বি। আসলে এরকম অনুভূতি অনেকবারই কাজ করেছে। আমি কাজের মধ্যে যখন একটু আমার আ খুবই খারাপ লাগছিলো, যে, দেখা গেছে যে, আমি যদি আপনাকে বাস্তবিক উদাহরণ দেই, আমি যেমন গানটাকে যেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করেছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমার হচ্ছে যে
বাহ! দারুন তো পড়াশোনার ক্ষেত্রে গান ব্যবহার করা বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং মানে পড়াশোনার সাথে গানটা আসলে কিভাবে আসে যদি একটু বলতেন?
জ্বী, জ্বী, জ্বী। আস আসলেই। কিভাবে সম্পর্কিত? হ্যাঁ, সত্যি কথা। সেটা হচ্ছে যে, আমি পড়াশোনা করেছি হচ্ছে বিজ্ঞান বিষয়ক কিছু জিনিসপত্র যেমন আ Quantum mechanics বলতে পারেন, অ্যাঁ Statistical mechanics বলতে পারেন বা ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলতে পারেন। তো ওখানের যে, ইকুয়েশন গুলা আছে এগুলো অনেক কঠিন। বুঝতে পারছেন তো মানে বিশাল কঠিন। আপনার দেখা গেছে যে, একটা ইকুয়েশন এর ১ টা লাইন ১ পৃষ্ঠা হয়ে যায়। তো এগুলা না মানে একটা চেলেঞ্জ এর মতো, বুঝতে পারছেন তো? এগুলা একটা চেলেঞ্জ এর মত। তো আমি যখন গানটা শুনতাম আ কিছু, কিছু গানে কথা থাকতো কিছু, কিছু গানে কথা থাকত না। গিটার বেস এর যে, একটা মানে ভারী যে, বিষয়টা।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মনে হয় মাঝে, মাঝে শুধু মিউজিক শুনতেন আবার মাঝে, মাঝে গান শুনতেন এই তো?
বেশিরভাগ ক্ষেত্রে মিউজিকই শোনা হত। গান মানে কয়েকটা গানই শুনতাম আরকি দেখা গেছে। তো আপনার
আচ্ছা, আপনি যে, লেখাপড়ার ক্ষেত্রে গান শোনার যে, বিষয়টা বললেন, যে, খুবই জটিল কিছু বিষয়ের কথা বললেন, বা অনেকটা ধৈর্য নিয়ে বা মাথা খাটিয়ে পড়তে হয়। তো ওই সময় আপনি গান বা মিউজিক টা কিভাবে মনোযোগ দিতেন? কারণ মন মনোযোগ তো আসলে ২ টাই মনোযোগ দিতে হয়। মানে তখন আসলে লেখাপড়া এবং মিউজিক ২ টাতে একসাথে মনোযোগ দেওয়াটা কিভাবে হত? এটা তো আসলে একটা কৌতূহলী বিষয়।
হ্যাঁ। হুম। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, আসলে কিভাবে হয়? হ্যাঁ, আসলে মানে একটা ই কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তাই না? একটা থেকে একটা। আচ্ছা। এটার বিষয় হচ্ছে যে, আমি ওই আ ইকুয়েশন করার সময় গান শুনতাম না। এটা অনুপ্রেরণা নেওয়ার জন্য আসলে গান শোনা হত। যখন একদমই ভাল লাগত না।
হ্যাঁ, হ্যাঁ। ও মানে মাঝে, মাঝে ব্রেক নিয়ে শোনা হত।